হ্যাঁ, তখন Facebook ছিল এবং, অ্যা মেবি আরও ১০ বছর আগে থেকে Facebook ছিল। আমার আমা আমি পারসনালি যদি আমি ইউজ করি, তাহলে মেবি আরও, এহ মানে আমার ১ম Facebook মেবি ১০ বছর আগেই ইউজ করা ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে, আ তখন যে বেড়াতে গিয়েছিলাম, সেই ছবিটা আসলে সামনে চলে এসেছে এবং এই ছবিটা দেখে অনেক নিজের, আ পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে এবং, আ আসলে খুবই বিশেষ, আ দিনগুলো কাটিয়ে এসেছি এবং সেই দিনগুলো আসলে আর ফেরত পাওয়া যাবে না, এটা মনে পড়ে খুব খারাপ লাগছিল। আপনার আপনার জীবনে কি এমন পরিস্থিতি আছে?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আপনি তখন কোন ক্লাসে ছিলেন, তখন আপনি?
তখন মোস্ট প্রবাব্লি আমি, আ 9 অথবা 10 এ ছিলাম।
আচ্ছা, আচ্ছা. আমার ক্ষেত্রেও আমি তখন আ সম্ভবত ক্লাস 6 বা 7 এ ছিলাম। তখন ওইরকম Facebook তখনও আসে নাই। আ ওই সময় আমরা ২ বন্ধু মিলে এরকম সেম ভাবে আপনার মতো পালাইতে গেছিলাম স্কুল। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে ভাইস প্রিন্সিপাল ছিল, তিনি অ্যা আমাদের দেখে ফেলছিলেন। তো আমরা সাইকেল নিয়ে মাত্র পালাইতে যাব, তখনই তিনি আমাদের ধরে ফেলেন এবং আ পাশে একটা গাছ ছিল। গাছের ডাল ভেঙে আমাদের অ্যা মানে বেত্রাঘাত করেছিলেন। আপনার কি এমন কখনো হয়েছিল যে, অ্যা পালাইতে গিয়ে আপনি ধরা পড়ছেন?
তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এইটা আসলে একটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আ আসলে একদিন হয়েছিল যে, আ আমি যখন স্কুলের দেয়াল ব্যা টপকে বের হবো, তো যখন আমি উ দেয়ালের উপর উঠে দাঁড়িয়েছি, তখনই আমার টিচার এসে আমাকে ধরার চেষ্টা করেন এবং আমি লাফ দিয়ে আসলে দেয়ালের অন্য প্রান্তে পড়ে যাই এবং আসলে তিনি আমাকে ধরতে পারেন না। এটা আসলে একটা খুবই আ মেমোরেবল দিন ছিল আমার জন্য এবং আ পরবর্তী ১ মাস আমি সেই টিচার এর সামনে আসলে যেতে পারিনি, অথবা যাইনি। তাকে দেখলে আসলে আমি মুখ লুকিয়ে, আ অন্য কোথাও চলে গিয়েছি এবং আসলে
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। <chuckles> সম্ভবত ওই টিচার যদি পরে আপনাকে ধরতে পারত, তাহলে হয়তো সেই প্রতিশোধ নেওয়ার জন্য, অ্যা কিছু বেত্রাঘাত করে ফেলত।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অবশ্যই, অবশ্যই। এবং অ অবশ্য, অবশ্যই এখন আ বলতে হয় যে, আমাদের সময় কিন্তু আসলে বেদ ব্যবহার করা খুবই কমন একটা ব্য ব্যাপার ছিল, যেটা আসলে এখন, এখন আসলে সেটা দেখা যায় না। এবং আমি শিউর বলতে পারি যে হচ্ছে, যদি ওই টিচার আমাকে পরবর্তী দিন দুপুর মানে পরের দিন দেখতে পারতো বা যদি আমি ওনার কাছে ধরা পড়তাম, তাহলে আমার আমার আসলে অনেক উম আমার আঘাত হইতো এবং আমি আ মানে কনফিডেন্টলি বলতে পারি যে হচ্ছে, এমন জায়গায় আঘাত হইতো, যেটা আসলে আমি কাউকে দেখাতে পারতাম না। অ্যান্ড আসলে অবস্থা খুবই খারাপ খারাপ হয়ে যাইত।
খুবই কমন ছিল, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আসলেই। <chuckles> আসলে আ ওই সময়ে আমাদের ওই বেত্রাঘাতটা খুবই কমন ছিল। আমি দেখতাম আমাদের স্কুলেও সেম ভাবে, আ যদি আমরা কিছু না পারতাম, পড়াই না পারতাম বা কোন একটা ফাইজলামো, ইয়ারকি করতাম বা বন্ধুদের সাথে কোন দুষ্টামি করতাম। এই বেত্রাঘাতগুলো আসলে খুবই কমন ছিল, যেটা আ আমরা বর্তমান দেখি না। আমাদের, এখন দেখা যায় স্কুলে মারার ব্যাপারটা বা টিচার রা মারার ব্যাপারটা, খুবই আন-কমন হয়ে গেছে। তবে আমার কাছে মনে হয়, এই মারার ব্যাপারটা কিছু পসিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। আপনার এক্ষেত্রে কি মতামত?
জি, জি, জি। জি। জি, জি। জি, জি, অবশ্যই। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি।

আ যদি নিজের বন্ধুদের কথা বলি, আমি আসলে একটা জেলা শহরে বড় হয়েছি এবং আ সেখানে আসলে আমার স্কুল জীবনটা অতিবাহিত করেছি এবং স্কুল জীবনের পর আসলে কলেজটা আমি একটা অন্য জেলায় কাটিয়েছি এবং আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকাতে। তো, আসলে যদি আমার আ স্কুলের বন্ধুদের কথা বলি, আসলে স্কুল জীবন শেষ হওয়ার পরে আমি খুবই কম, আমার জেলা শহরে গিয়েছি এবং সেখানে বন্ধুদের সাথে দেখা করেছি। আমার হাতে গোনা কয়েকবার সেখানে যাওয়া হয়েছে এবং আসলে আমি আ অনেক বন্ধুদের স্কুল জীবন শেষ হওয়ার পর, আসলে দেখিনি। এখন পর্যন্ত তাদের কোন অবস্থায় আছে বা কি অবস্থায় আছে বা কি, কোথায় আছে? সেটা জানিনা এবং কলেজের ক্ষেত্রেও সেইম। কলেজ থেকে বের হয়েছি, আজকে এত বছর হয়েছে। কলেজের অনেক বন্ধুকে বা বেশিরভাগ বন্ধুকেই হাতে গোনা ৩, ৪ জন বন্ধু হয়তোবা এখন একসাথে আছি, একই প্রতিষ্ঠানে আছি। কিন্তু আসলে বেশিরভাগ বাকিদের যে বাকি যারা আছে, তাদেরকে আমার দেখা হয়নি এবং বেশ ক প্রায় ৩, ৪ বছর যাবৎ ওদের সাথে আমার কোন দেখা নেই এবং আমার মনে হয় না যে, অদূর ভবিষ্যতে আবার দেখা হবে। কারণ আসলে সবাই সম্ভবত এখন সেটেল হয়ে গেছে এবং অনেক দূরে চলে গিয়েছে এবং আ
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ও! আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সবাই সবার মতো সেটল হয়ে গেছে। তার মানে, আপনার বন্ধুদের সাথে মোটামুটি ভালোই একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, তাই তো?
হ্যাঁ, দূরত্ব তৈরি হয়ে গেছে এবং স্কুলের বন্ধুদের কথা যদি বলি, আসলে স্কুলে যে বন্ধুরা থাকে, তাদের সাথে একটা এরকম সম্পর্ক হয় যে, আপনি তাদের সাথে যদি, যদি আপনার যোগাযোগ নাও থাকে, আপনি যদি তাদের সাথে কথা নাও বলেন, তারপরেও কিন্তু সম্পর্ক কিন্তু আগের মতই আছে। যেমন আমার যেই ইস্কুলের বন্ধুগুলো আছে, তাদের সাথে কিন্তু আমার কোন যোগাযোগ নেই। কিন্তু আমি কিন্তু এখনও তাদের সাথে যেভাবে স্কুলে থাকতে ব্যবহার করতাম, বা তাদের সাথে আমার যেরকম আচরণ ছিল, বা তাদের সাথে আমার যেরকম একটা বন্ডিং ছিল, সে সম্পর্কটা কিন্তু এখনও সেইরকমই আছে। যেটা আমি যদি কলেজের জীবনের কথা খ বলি যে, আমার কলেজ জীবনে যে বন্ধুরা আছে, তাদের সাথে আসলে আমি সেইভাবে আমার সম্পর্কটা মেইনটেইন করতে পারিনি এবং আমি যদি বলি যে, হচ্ছে আমার কলেজ জীবনে যে বন্ধু ছিল, তাদের সাথে আমি বিশ্ববিদ্যালয়ে, একই বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, সেখানেও কিন্তু একটা মনোমালিন্য দেখা দিয়েছে। যেটা আসলে স্কুল জীবনের বন্ধু হলে, অবশ্যই যে কখনো দেখা দিত না, আমি বিশ্বাস করি।
হ্যাঁ, সম্পর্ক থাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি আসলে দেখছি যে, কলেজ জীবনের মানে, সবচেয়ে ভালো নিঃস্বার্থ বন্ধুত্ব তৈরি হয় ইস্কুল জীবনে বা প্রাইমারি ইস্কুল লাইফে। কিন্তু আমরা যখন কলেজ-এ আসি বা ইউনিভার্সিটি-তে বিশেষ করে আসি, তখন বন্ধুত্বগুলো বিভিন্ন স্বার্থের উপর ভিত্তি করেই হয়। যেমন, আমরা যদি সবচেয়ে যেমন এখানে ম্যা যদি আমরা সবচেয়ে স্মৃতিময় কোনো ঘটনার কথা অ্যা বলতে চাই, তাহলে ঘুরে-ফিরে কিন্তু আমাদের সেই ইস্কুল লাইফ এর কাছেই যাবে। আমার মনে হয় না, অ কারো হচ্ছে স্মরণীয় কোনো ঘটনা বিশ্ববিদ্যালয় লাইফ এ হয়, যেটা হচ্ছে সারা জীবন মনে থাকে। অ্যা আমি নিশ্চয়ই আপনার ক্ষেত্রে এম হ্যাঁ?
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। অবশ্য জ্বী, জ্বী জ্বী, অবশ্যই। জ্বী, জ্বী। অবশ্যই। জ্বী, জ্বী। তবে